আমার না বেশ কিছুদিন ধরে একটা সমস্যার মধ্য দিয়েই যাচ্ছি বলতে পারেন। মানে ঠিক বুঝে উঠতে পারছি না কি করবো? নিজেকে ডেভেলপ করার চেষ্টা করছি, ভালো করার চেষ্টা করছি। না যেতে আগাতে পারছি। বরং বারবার মনে হচ্ছে পিছিয়েই যাচ্ছি খালি। হুম মানে কি যে করব বুঝে উঠতে পারিনা এবং এটার জন্য মানে নিজের আত্মবিশ্বাসটাও হয়তো কমে আসছে দিনকে দিন। মনে হচ্ছে যে "এটাও যখন এত সহজ একটা ব্যাপার পাচ্ছি না তাহলে অন্যান্য কঠিন কাজগুলো কি আমি পারব?" আচ্ছা কিন্তু খুব কঠিন কিছু না এমন কিছু না। তো তারপরেও আমার মনে হচ্ছে যে হয়ে উঠছে না কেন জানি। রেগুলার করতে পারছি না। ১ দিন করলে হয়তো দেখা যাচ্ছে আবার বেশ একটা গ্যাপ পড়ে যাচ্ছে। মানে বুঝে উঠতে পারছি না আসলে আমি কী যে করি?
হু। আচ্ছা। হু। অনেক সময় হয় কি জানেন? যে এই যে আপনার হতাশ লাগাটা না যে দেখা যায় কি যে জীবনে অনেক কিছু থাকে কিন্তু দেখা যায় পরিবার থাকে, কাজ থাকে। এই চাপে না ওই নিজের সত্ত্বাটাকে অনেক সময় হারিয়ে ফেলা হয়। দেখা যায় যে ধারাবাহিক ভেবে কিছু করতে যে শক্তি লাগে না? ওই শক্তিটা খুঁজে পাওয়া যায় না এবং এই মুহূর্তে আপনার যে এই যে হতাশ লাগছে না? এইটা কিন্তু খুব স্বাভাবিক একটা বিষয় সেটা যেকোনো বিষয় হতে পারে। কিন্তু আপনার এই যে অনুভূতিটা এটা কিন্তু সম্পূর্ণ রকম সাধারণ একটা এবং ৮, ১০ টা মানুষও কিন্তু এমন হয়। তাই আপনি কখনোই এটা নিয়ে খুব বেশি ভেঙে পড়বেন না এবং সবসময় একটু চেষ্টা করবেন যে এই অনুভূতিগুলোকে বোঝার। তো আপনি যদি একটু ভেঙে বলতেন যে আসলে কীভাবে আপনি এরকম একটা পরিস্থিতিতে আসলেন? বা কেন আপনার কোন কাজগুলো আসলে এই অনুভূতিগুলো আপনাকে সবথেকে বেশি জাগায়?
হু। জি। আচ্ছা। আ আসলে যেটা হয়েছে কি আমি তো মানে ছোট বয়স থেকেই বেশ খেলাধুলার মধ্যে ছিলাম। সো এ শারীরিকভাবে বলতে পারেন মোটামুটি ফিটই এবং সবসময় ভালো লাগতো যে আউটডোর এ যাই, দৌড়াদৌড়ি করি, খেলাধুলা করি, ভালো লাগতো। বাসায় আসলে মানে খুব চটপটে টাইপের মানুষ আরকি <giggles> বলতে পারেন, ছিলাম। এখন অ্যা তারপর আস্তে, আস্তে, তো ধরেন একটু আরামের জীবনে অভ্যস্ত হয়ে গেছি। এখন আ চাকরি বাকরি করতে করতে সবকিছু মিলে উম কিন্তু উ মানে ওজনটাও বেড়ে যাচ্ছে, মানে ওজনটা বেড়ে যাওয়ার চেয়েও মনে হচ্ছে যে শরি শারীরিক আ যেই ফিগার টা একটু মানে ভুড়ি টাইপ হয়ে যাচ্ছে বলতে পারেন। এইটা ১ টা। তারপর কাজ করতে গেলে অনেক টায়ারড লাগে আজকাল। বাইরে মনে হয় যে মনে হচ্ছে নিজের, নিজের যেই আগে স্টামিনা ছিল। সেই স্টামিনাটা এখন আর আগের মত নাই ই আসা যেকোনো কাজে পরপরই মনে হয় যে টায়ারড লাগে, ঘুম পায়। সো এগুলা থেকে আমি যেটা অনেক দেরি চিন্তা করছিলাম যে তাহলে কি করা যায় খেলাধুলার মধ্যে মানে মনটাও মা ভালো থাকে না আসলে এসব মিলে। আমি চিন্তা করছিলাম যে তাহলে কি করা যায়। সো
হু। জি, জি। হুম। আচ্ছা। আচ্ছা। আচ্ছা।
কি যে, কি হ্যাঁ। দেখলাম যে হ্যাঁ এক্সারসাইজ করাটা একটা ভালো সলিউশন হতে পারে আসলে। এক্সারসা এবং এটা আমি সবসময় মানে খেলাধুলা ছাড়ার পরেও টুকটাক করতাম কিন্তু। মানে একদম অ অনেকদিন পুরোপুরি অফ যে হয়ে গিয়েছি তা না। হ্যাঁ? টুকটাক করতাম। সো আমি সেটা চিন্তা করলাম। জিম জিনিসটা আসলে আমার জন্য ম্যানেজ করাটা একটু ডিফিকাল্ট তখন কই করবো। তো জিম জিনিসটা আমার জন্য ম্যানেজ করাটা একটু ডিফিকাল্ট টাইমও মেলাতে পারিনা। আবার বাইরে বালি বাসার একদম আশেপাশে নাই সো অনেক দূরে যেতে হবে। খালি জিম করার জন্য দেখা যাবে অনেক সময় চলে যাবে। সেটা একটা সমস্যা। প্লাস আমি আসলে ওই যে জিম এ যত ইনস্ট্রুমেন্ট, টিনস্ট্রুমেন্ট থাকে না? এত ইনস্ট্রুমেন্ট নিয়ে কিছু জিনিসটা করতে চাই না। হ্যাঁ। আমি খুব সিম্পল মানে ফ্রি হ্যান্ড মানে মে মেইনলি নিজের বেসিক ফিগার টাকে ঠিক রাখা, বেসিক স্টামিনা টাকে ঠিক রাখা। হুম যে আমি ফিট থাকি। ফিটনেস এ্যা ঠিক করে করতে চাই আরকি। সো আমি বাসাতেই ভেবেছিলাম যে এ্যা টুকটাক কার্ডিও, একটু দৌড়া একটু জাম্প হ্যাঁ? কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ থাকে না অনেক কিছু। YouTube দেখেও করা যায়। অন্ত আমি ভেবেছিলাম যে ওগুলো ধরে ধরেই করে ফেলতে পারব। এ পর্যন্ত প্ল্যান ট্যান যদি বলেন পরিকল্পনা তো আছে সেই পরিকল্পনা খারাপ না পরিকল্পনা সবই ভালো ছিল। দুঃখের বিষয় হলো সেটা যখন আমি বাস্তবে রূপান্তর করতে যাচ্ছি। দেখলাম যে ১ দিন খুব উৎসাহ নিয়ে করলাম তারপর ৩ দিন নাই। আবার ২ দিন করছি তারপর আবার ৫ দিন করছি না। হুম মানে ঠিক লেগে থাকতে পারছি না কেন যে আমি জিনিসটা পিছে।
আচ্ছা। হুম। ওকে। জি, জি। হুম। করবেন। হু, হু, হু, হ্যাঁ। আচ্ছা। জি, জি বুঝতে পারছি। আসলে কি যে আপনার মানে কয়েকটা বিষয় বললেন যে একটা হলো যে শারীরিক স সুস্থতার বিষয় যেটা যে আপনি আগে কিন্তু একটা সময় খুব ফিট অনুভব করতেন। যে ইচ্ছামত দৌড়াদৌড়ি করতে পারতেন, খেলাধুলা করতে পারতেন, আপনার ক্লান্তি কম আসত। কিন্তু বয়সের সাথে হয় কি জানেন যে এই শারীরিক পরিবর্তনটা কিন্তু প্রত্যেকটা মানুষের জন্য খুব স্বাভাবিক। যে দেখা যায় যে আপনার শরীরের যে মেটাবলিজম ছিল যেটা মনে করেন আপনার কোন খাবার খেলে যত দ্রুত এটা শক্তিতে পরিণত করত, আপনি যত দ্রুত আসলে এই আপনার পেশিগুলোকে ব্যবহার করতে পারতেন, যতটা শক্তি নিয়ে করতে পারতেন এটা কিন্তু বয়সের সাথে কমে আসবে। এবং এটা কিন্তু খুব স্বাভাবিক একটা বিষয়। বিশেষ করে যখন আপনি এই যে শারীরিক যেসব কাজ আছে বিশেষ করে আগে যখন ছোট ছিলেন তখন কিন্তু অনেক খেলাধুলা করতেন কিন্তু সময়ের সাথে, সাথে না ঐটা হারিয়ে যায় এবং তখন workout কিন্তু একটা ভালো পন্থা যে যাতে আপনি ওই যে পেশিগুলা ওগুলোকে ব্যবহার করে আপনি বিভিন্ন রকমের ব্যায়াম করছেন যাতে শক্তিটা ফিরে আসে কিন্তু এটা ধারাবাহিক ১ম দিকে না হলে না আপনি মন খারাপ করবেন না একটু চেষ্টা করেন যে আপনি কিভাবে আরো ধারাবাহিক হতে পারেন? এবং আপনি কি কখনো মানে দেখেছেন যে আসলে কোন কারণগুলো আপনাকে সবথেকে বেশি বাধা দেয়? এগুলো প্রতিদিন করতে বা এটা যদিও আপনি চাচ্ছেন কিন্তু হচ্ছে না। এটা কেন?
জি। হু, হু। জি। হুম। না, আপনি কিন্তু আসলে ঠিকই বলেছেন। মানে, এই যে বয়সের সঙ্গে, সঙ্গে যে ব্যাপারটা একটু আলসেমি আসা বা বয়সের সঙ্গে, সঙ্গে metabolism কমে যাওয়া, এই ব্যাপারটা কিন্তু আমি নিজে একটু হলেও ফিল করেছি। হ্যাঁ, এবং হয়তো এই কারণেই মনে হয়েছে যে হ্যাঁ, জিনিসটা করে ফেলা খুব দরকার। কারণ আমি যত, যত পিছাবো জিনিসগুলো তত কিন্তু করে ফেলা। তো, আমি বলি যেটা বললাম, পরিকল্পনাটা ঠিকই ছিল। কিন্তু বাস্তবে গিয়ে করতে গিয়ে দেখি কী, হয়তো উম মানে একা, একা করছি বা
হুম, জি, জি।
যেকোনো নতুন কিছু শুরু করেছি, হয়তো এই কারণেই হতে পারে। শুয়ে মানে ১ম দিন খুব উৎসাহ নিয়ে করলাম। পরে উম এবং এ্যা দেখলাম যে সেদিনটা আসলেই কিন্তু ভালোই যায়, খারাপ যায় না। মা মা মানে যখন উৎসাহ নিয়ে করেছি। পরেরদিন না আবার ঘুম থেকে উঠে মনে হয়, থাক আজকে না হয় একটু স্কিপ করি। এ্যা ওই যে একটা, একটা মজে প্রধান সমস্যা হয়, আমি একটু ঘুমপ্রিয় মানুষও। সকালের ঘুমটা খুব আরামের লাগে। করতে তো চাই সকালবেলাই এই জিনিসগুলো। হ্যাঁ, সকালে ০.৫০ ঘন্টা এই জিনিসটা করতে চাই আসলে। এইটা একটা কারণ হতে পারে যেমন, হয় থাকাই ০.৫০ ঘন্টা একটু বেশি ঘুমাই। এটা <chuckles> আমি বলবো ১ টা প্রধানতম কারণ এর হতে পারে যে, ঘুমটা অনেক প্রিয়। আর পরে আরেকটা হয় যে, একটু মাঝে, মাঝে মনে হয় একটু একঘেয়ে মনে হয় হয়তো যে, টানা ২, ৩ দিন করলাম, থাক আজকে একটু ব্রেক নেই। একই জিনিস আর করও কতবার করবো, এইটাও হয় মাঝে, মাঝে।
হুম। আচ্ছা, আচ্ছা। হুম। বুঝতে পারছি। হুম, হুম। আচ্ছা, সেক্ষেত্রে আপনি কিন্তু একটা জিনিস চেষ্টা করে দেখতে পারেন যে, ঘুম থেকে যখন উঠবেন না? ওঠার ওই যে আপনি পর্যাপ্ত ঘুম হচ্ছে কিনা এইটা সবার আগে নিশ্চিত করা উচিত। যে, কারণ আপনার মানে প্রত্যেকটা মানুষের কিন্তু এই যে ঘুমের প্রয়োজনীয়তা কিন্তু একটা আলাদা হয়। এটা হ্যাঁ, একটা সাধারণ মাপকাঠি কিন্তু থাকেই যে ৬ ঘন্টা, ৭ ঘন্টা, ৮ ঘন্টা কিন্তু এটা কিন্তু, মানুষ ভেদেও যে শারীরিক সুস্থতা কেমন আছে? আপনি বোঝার চেষ্টা করুন যে কত ঘন্টা ঘুমালে আপনি মানে ওই যে থাকে না? যে সম্পূর্ণভাবে বিশ্রাম নেওয়া হয়েছে, এখন আপনি ক্লান্ত না, ঘুম থেকে উঠছেন খুব স্বাভাবিকভাবে। ওই সময়টা আপনার জন্য কতো? এবং ওইটা বুঝে না, আপনি ঘুমানোর চেষ্টা করুন। তাহলে দেখবেন যে একটা টাইমে ওঠাটা একটু হলেও সহজ হচ্ছে। আর দ্বিতীয়ত একটা কাজ করবেন, আপনি নিজেকে এটা বলবেন না যে আমি প্রত্যেকদিন ব্যায়াম করার চেষ্টা করব। তার বদলে, আপনি হয়তো কিছু নির্দিষ্ট দিনে ধরুন যে শনি, রবি, সোম, মঙ্গল সকাল ৭ঃ০০ বাজবে, তাহলেই আমি ব্যায়াম করব। তার মানে হলো আপনি তখন নিজেকে একটা সামান্য উক্তি দিচ্ছেন না। তখন একটা শর্ত দিয়ে দিচ্ছেন যে, একটা নির্দিষ্ট সময় আসতে হবে, একটা নির্দিষ্ট দিন আসতে হবে। এক ওই সময় ওই দিনে, আমি উঠে ব্যায়াম করব। তখন দেখবেন যে এই জিনিসটা মানা কিন্তু আসলে সহজ হয়ে যাচ্ছে তুলনামূলকভাবে।
হু, হু। জী। হু, হু। জী। হুম হুম।
আর আপনার ক্ষেত্রে অন্য কোনো সমস্যা কি হচ্ছে যে যেমন অনেক আপনি বললেন যে আসলে ঐ যে ধারাবাহিক করতে গেলে যেমন একঘেয়েমি লাগে, সেক্ষেত্রে আপনি কি এই যে ও যাতে পরিবর্তন করতে পারেন কোনোভাবে ব্যায়ামটাকে আসলে অন্যভাবে বি ভিন্ন, ভিন্ন ব্যায়াম চেষ্টা করতে পারেন। এমন কিছু কি চেষ্টা করেছেন?
বুঝতে পেরেছি। জি, জি। না এটা আসলে এখনো চেষ্টা করা হয়নি। তো আপনি কিন্তু একটা জিনিস আসলে ১ম টা খুব ঠিকই বলেছেন যে ঘুমের ব্যাপারটা। হ্যা, আসলে এখনো তো যেটা হয় যে রাতে মাঝে, মাঝে দেখা যায় ঘুমের আগে ঘুমের টাইমে রাতের ঘুমের টাইমটাই আসলে ঠিক থাকেনা। সকালের টাইমটা তো মোটামুটি ঠিকই থাকে। এখন দেখা যায় যে সেটাও ব্যায়ামের জন্য যদি ১/২ ঘন্টা কেটে ফেলতে হয় তখনই মনে হয় যে, "না থাক আজকে বেশি ঘুমাই রাতের একটু দেরিতে ঘুমিয়েছি।" এটা কিন্তু খুব ও ভালো পয়েন্ট বলেছেন যে আমি যদি রাতের ঘুমের টাইমিং টা ঠিক করে ফেলতে পারি না। তাহলে মনে হয় আসলেই এটা একটা ভালো উম সুযোগ দিতে পারে আমাকে বা ভালো একটা অনুপ্রেরণা দিতে পারে। পরদিন সকালটাও একটা নতুন শুরু অব আরামের শুরু। আমার নরমালি ৭ ঘন্টার মত ঘুম লাগে। তো ঘুমটা আমি বলব যে, হ্যা আপনার এই উ পরামর্শটা আমার আসলেই কাজে লাগবে। Infact কথা বলেই মনে হচ্ছে যে, "হ্যাঁ, এটা তো করা হল না কেন। আহা <laughs> করে ফেলব। খুব কঠিনও হওয়া উচিত না জিনিসটা।" আর
হু, হু। হু। জি, জি। জি, জি।
অন্য আইডিয়াটা আসলে বেশ ভালো। হ্যাঁ, হ্য্যাঁ, জি। আ নির্দিষ্ট সময় সো এটা আমার একদম রুটিন এর মধ্যেই আমি দিয়ে দিলাম, তাহলে আসলে আপনি যেটা বুঝাইয়া বললেন আরকি যে এটা আমি জানি এই সময় আমার এটাই করতে হবে, তখন আর চেষ্টা করব ব্যাপারটা না, এই সময় আমার এটাই করতে হবে, এটাই আমার দিনের কাজ। হুম, তাহলে এটাও ভালো আইডিয়া। ওই ওই দেখি এই ২ টা জিনিস কাজ চেষ্টা করে দেখব আর অণুপ্রে মানে একঘেয়েমি বা অনুপ্রেরণাটা আসলে ওই যে টানা তো কয়েকদিন করি নি, অ্যা মানে এই জু এইটা একটা সমস্যা হয়ে যায় যে উম আর বাসার ভিতরে তো ধরেন একটা জায়গাতেই করছি, রুমের ভিতরে করছি, উম সো হয়তো টিভি দেখে, দেখে করছি বা বা ইউটিউব ছেড়ে সেটা দেখে, দেখে করছি, তো এইটা একটা কারণ হতে পারে যে একি ব্যায়ামটাই আমি হয়তো প্রতিদিন করার চেষ্টা করছি, সো আপনি যেভাবে যে আইডিয়া টা দিলেন এখন তো শুনেছি এ এগুলো অনেক কিছু আছে, সো এটা একটু আমি সার্চ করে দেখব আসলে যে আর কি, কি ধরনের হতে পারে, এই ফিটনেসের জন্যই বাসায় বসে আর কি, কি করা যেতে পারে।
জি, জি। আর হু, হু। জি, জি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। জি। আচ্ছা, আপনি আরো দুটো বিষয় চেষ্টা করে দেখতে পারেন। ১ টা হলো এখন তো বিভিন্ন রকমের অ্যাপ পাওয়া যায়। বিশেষ করে বা আপনি যে অনেক এ আই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই আছে, যেখানে আপনি ওদেরকে বলতে পারবেন যে, একটা সহজ রুটিন করে দিতে যেখানে আপনাকে বিভিন্ন মানে খা সহজে করা যায় মুক্ত হাতের, এমন অনেকগুলো ব্যায়ামের একটা মনে করেন যে মিশ্রণ করে দিতে, যেখানে আপনি হয়তো প্রত্যেকদিন দুটো করে চেষ্টা করবেন আর আরেকটা জিনিস যে আপনি যদি প্রত্যেক দিন মানে ওই যখন উঠতেছেন না, উঠে যদি একটা জিনিস মানে অর্জন করতে পারেন, আজকের ব্যায়ামটা কমপ্লিট করলেন, আপনি যদি টানা ৫ দিন ব্যায়াম করতে পারেন নিজেকে একটা ভালো পুরষ্কার দেন, এমন কিছু যেটা পেলে আপনি সত্যিই আপনার খুব ভালো লাগে। এটা আসলেই মনে হয় যে এত ব্যস্ততার মধ্যে না এই, এই জিনিসটা নিজেকে দেওয়া যায় না, যেমন অনেকের ক্ষেত্রে কিন্তু আছে যে একটু দূর থেকে ঘুরে আসবে আবার অনেকের ক্ষেত্রে আছে যে প্রিয় মানুষটার সাথে কোথাও খেতে যাবে বা নিজের সাথেও কোথাও খেতে যেতে পারেন, মানে যেটা আপনার জন্য একটা পুরষ্কার হিসেবে কাজ করবে, এমন কিছু যদি attach করে দেন না, সংযোগ করলে দেখবেন আপনার জন্য একটু হলেও সহজ হচ্ছে বিষয়টা।
জি, জি। হু, হু। আচ্ছা? জি। আচ্ছা। হুম। হুম। আচ্ছা, হ্যাঁ, এটা তো ভালো বলেছেন। অ্যা আসলে, মানে, যেহেতু আমার একটু একঘেয়েমি লাগছে, এটার সঙ্গে যদি আমি কোন ইন্টারেস্টিং কিছু, যেটা আমাকে আ কাছে টানে, যেটা আমার মজা লাগে, এরকম কিছু যদি add করে দিতে পারি, তাহলে কিন্তু জিনিসটা আসলেই মনে হয় যে, ভালোই কাজে লেগে যেতে পারে আমার জন্য। আ খুবই কাজে লাগবে। আ হ্যাঁ, এ এখনো কিন্তু আসলে মনে হচ্ছে যে, "এবার আমি পারব।" দেখি, কালকে থেকেই এই নতুন রুটিনে নেমে পড়ে, আজকে আগে রুটিনটা একদম সুন্দর বানিয়ে ফেলব। তাহলে কালকে থেকে আমি যদি নতুন রুটিনে নেমে যাই, অ্যা ওয়ার্কআউটে গিয়ে একঘেয়ে মনে হওয়া, রেগুলার লেগে থাকতে না পারা, এই সমস্যাগুলো থেকে কিছুটা হলেও, আপনি যেই পরামর্শগুলো দিয়ে দিলেন, এগুলো ব্যবহার করে আমি অনেক কিছুটা হলেও বের হয়ে আসতে পারব। আপনাকে অনেক, অনেক, অনেক ধন্যবাদ। যে এই আমি আসলেই এই জিনিসটা নিয়ে না, আমি বললাম না, আমি আত্মবিশ্বাসটা একটু কমিয়ে দিচ্ছিলাম। এই সহজ কাজটা করতে পারছি না। মানে, "আমি আর কি করব? আমাকে দিয়ে কি হবে?" <scoffs> এই ধরনের একটা এ অনুভূতি চলে আসছিল অনেক সময়। মানে, অনেক দিন ধরে চিন্তা করছি, কিন্তু করছি না। কেমন জে ব্যাপারটা আমার এত খারাপ লাগছিল, আপনার সঙ্গে কথা বলে হাল্কাও লাগলো প্লাস, আপনি যেই পরামর্শগুলো দিলেন, সেগুলোও আমার বেশ কাজে লাগবে। অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন আপনি।
জী, জী, জী। জী, জী। হুম, হুম। জী, জী। আপ আপনি আশা করি যে, আপনার এই যে মানে মনের মধ্যে যে ত্রুধ মানে মনে হচ্ছে যে, "আপনি পারবেন না" বা "করতে পারছেন না, অন্য কিছু কিভাবে পারবেন?" এখান থেকে অবশ্যই বের হয়ে আসবেন। আশা করি আপনি যত রকমের ওয়ার্কআউট আছে এবং আপনার যে লক্ষ্যটা আছে, আপনি আপনার স্বাস্থ্যটাকে ভালো করতে চান এবং ওই জায়গাটায় যেতে চান, যেখান থেকে ঐযে আগের মত আপনি যেখানে খুশি ওখানে দৌড়াতে পারবেন। ব্যায়াম করে ওই সক্ষমতা অর্জন করতে পারেন। এটাই আশা রইলো। এবং আপনি যদি একটু ধীরে ধীরে চেষ্টা করেন, অবশ্যই সেখানে যেয়ে পৌঁছাবেন। তো আপনি ভালো থাকবেন, আপনার জন্য অসংখ্য ধন্যবাদ।